<chuckles> না, না, না। বুলি করে না, কারণ আমার হ্যাঁ।
<giggles> আচ্ছা এমন কিন্তু হয়ে থাকে অনেক সময়। যে যারা এনিমে দেখে ওদেরকে আশেপাশে অনেকেই বুলি করে। <giggles> আপনার ক্ষেত্রে এরকম হয় কিনা?
আ জ্বী, জ্বী, জ্বী। আ না, আমার ক্ষেত্রে এরকম হয় না। বরঞ্চ আমার ফ্রেন্ড-রা আরো আমার থেকে সাজেশন চায় যে ভাই কোনটা দেখবো বলতো। এটা শেষ করলাম। এখন কি দেখা যায়। আ এটা আমি হ্যাঁ, এটা কিন্তু আপনি ঠিক বললেন। যে অনেকেই দেখা যায় যে আসলে বুলি করে বা বলে যে ছোটদের জিনিস কার্টুন কি দেখছো। আ তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আমার মনে হয় না যে আসলে এখানে ছোটদের কিছু রয়েছে।
<laughs> না। হ্যাঁ। হ্যাঁ। <laughs> হ্যাঁ আচ্ছা, আচ্ছা। এটা ভালো বলেছেন আপনি। <chuckles> আচ্ছা। আপনার কাছে আরেকটা ব্যাপার জানতে চাই। সেটা হচ্ছে গিয়ে আপনার আ ফাইট ক্লাব মুভি-র কথা বললেন, আপনি বললেন যে ও নতুন কোন মুভি আসলে আপনি আ নতুন মুভি না দেখে সেটা দেখেন। ফাইট ক্লাব এর ব্যাপারে আপনার আ কি কি ভালো লাগে? অ্যাক্টিং অ্যাক্টিং ভালো লাগে? স্টোরি নাকি সিনেমাটোগ্রাফি নাকি মিউজিক কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে?
জ্বী। হুম। আচ্ছা, ফাইট ক্লাব-এর আ প্রত্যেকটা জিনিসই আমার কাছে খুব ভালো লাগে। বিশেষ করে ঐটার স্টোরির আ ব্যাপারটা যদি বলি এবং আ ক্যারাক্টার এর যে ব্যাপারটা। ঐখানে ওর নিজের ভিতরেই আ যে মানে আ যেভাবে নিজের সাথে নিজের যে একটা যুদ্ধ আমরা বলে থাকি বাংলায় বলতে গেলে। ঐরকম একটা। জ্বি, জ্বি।
আচ্ছা আপনাকে আরেকটা প্রশ্ন করি। আ ফাইট ক্লাব এর ১ম রুল কোনটা?
আ জ্বী, জ্বী।
ফাইট ক্লাব এর ১ম রুল কোনটা?
ফাইট ক্লাব 1st রুল হচ্ছে যে ফাইট ক্লাব নিয়ে কোন কথা বলা যাবে না। <chuckles> তো আসলে <chuckles> বলে তো ফেললাম। এখন তো আসলে বলার প্রয়োজন তাই বলে ফেললাম। আ যদিও আমার আরেকটা জিনিস মনে পড়ে গেলো আপনার এই মুহুর্তে যে আমি আরেকজনের সাথে আমার একটা ফ্রেন্ড এর সাথে একবার কথা বলছিলাম এই ব্যাপার নিয়ে। তো আমি ওকে হুট করে ফাইট ক্লাব এর কথা বলি। তো ও তখন আমাকে সেম কুয়েসচেনটা করে। যে আ ১ম রুল কোনটা? তো আসলে আ এই জিনিসটা কিন্তু বেশ মজার একটা ব্যাপার। যারা আসলে এই মুভিটা ঐভাবে দেখেছে তা তারা কিন্তু এই কথাটা বলে। তবে আমার কাছে সবথেকে বেশি মানে আ যেই জিনিসটা, যে সংলাপটা সবথেকে বেশি আমাকে টাচ করেছে। সেটা হচ্ছে আপনার ফাইট ক্লাব এর লুজিং অল ওফ হোপ ওয়াজ ফ্রিডম। আ এই সংলাপটা মানে আমার কাছে খুবই ভালো লেগেছে। মানে আ আমি আমার নিজের জীবনের সাথে রিলেট করতে পারি। তো এই ক্ষেত্রে এই মুভিটা আমার কাছে অনেক বেশি স্পেশাল।
<giggles> আপনি তো বলে ফেললেন। <giggles> <giggles> আচ্ছা, আচ্ছা। <giggles> <giggles> আচ্ছা। হ্যাঁ। <giggles> জ্বী। হুম। হ্যাঁ। হুম। হুম, হুম। আচ্ছা, আচ্ছা।